হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এবং অ্যা আ এবং এই যে স্যাটিসফ্যাকশন, সেটি কিন্তু অনেক সময় কঠিন সময়ের পরেই আসে। তাই না? আ কঠিন সময়টা কিন্তু তাকে আগে পেরিয়ে আসতে হয়। তো আমার মনে হয় যে এই যে কঠিন সময়গুলো জীবনের উম পার হতে তাকে কিন্তু ছোট, ছোট কিছু অভ্যাস বা কিছু রুটিন কিন্তু মেনে চলা উচিত। এই যে আ ধরুন যে আ আমি যেটি করে থাকি, আমি প্রায়ই কিন্তু একেবারে প্রকৃতির মধ্যে নিজেকে বিলীন করে দিই। যখন আমি কঠিন সময়ে থাকি একদম প্রকৃতির মধ্যে গিয়ে অ্যা পাখির গান শুনি, আদ আবার প্রকৃতি দেখি, গাছপালা, ফড়িং, তার প্রজাপতি এগুলো দেখি। নদীর ঢেউ দেখি। এসব দেখেও কিন্তু আমাকে এই অভ্যাসগুলোই কিন্তু আমাকে অ্যা কঠিন সময় পার হতে বেশ সহায়তা করে। হ্যাঁ? আপনার যদি এরকম কোনো অভ্যাস বা রুটিন থেকে থাকে, যদি আপনি এই মুহূর্তে আমার সঙ্গে শেয়ার করতে চান।
হ্যাঁ, হ্যাঁ, হইসে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আ হ্যাঁ। এনেছি, এনেছি। একটা উ এনেছি। আমি আমারও একই রকম। প্রে আমি শুনছিলাম যে রিজেন্ট পার্কে মানে রিজেন্ট পার্কের গোলাপের মানে পার্ক। রিজেন্ট পার্কে ১৭ হাজার প্রকার গোলাপ আছে পৃথিবীতে। তো তার মধ্যে এ আ হ্যাঁ। তার মধ্যে মোটামুটি আ যেগুলা সবচাইতে ভালো ব্র্যান্ডের আরকি ফুল, যে ভালো দেখতে, ওগুলা নাকি ওইখানে ওরা ব্রিটিশরা ওই ওখানে এ আ ওরা লেখক বল বলছে যে, "এখানে যদি নেহায় কোনো ব্যর্থকেও যদি ১ ঘণ্টা রাখা যায়, তার মনটাও ভরে উঠবে।" মানে এরকম জায়গায় মন খারাপ হলে রিজেন রিজেন্ট পার্ক তো আমরা পাব না সেটা লন্ডনে। হ্যাঁ? তো আমাদের পাশেই যেগুলি আছে, যেমন; শাল বাগান আছে আমাদের এলাকায়। হ্যাঁ। তারপরে ছোট নদী আছে। আমার মনে হয় কী তারপরে এমনকি এই যে আমার মনে হয় কী, ধান খেতে যখন ধানটা লাগায় ওরা, তো পাকা পেকে যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, এগুলাও আমার মনে হয় আমারও ভাল লাগে। হ্যাঁ? আর আরেকটা আছে যে ই ইরি বার ধান গড়ার কতদিন পর একদম রোপণ শেষ, তখন তাদের একটা সবুজ রূপ আসে। এটাও কিন্তু মানে বিশাল ব্যাপার। আর ধান পাকার সময় তার একটা আলাদা রূপ
হুম, হু। আচ্ছা, আচ্ছা। সতেরো হাজার! হুম, হু। আচ্ছা, আচ্ছা। হুম, হু। হুম, হু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। না, চমৎকার। হু, হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হু। <clears throat> এটা সোনালি রং ধারণ করে, তখন কিন্তু দেখতে বেশ চমৎকার লাগে। হ্যাঁ, ঠিক বলেছেন আসলে। ই হ্যাঁ, হ্যাঁ। চমৎকার। হুম, হু। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। ঠিক বলেছেন।

হ্যাঁ, এরকম হয়েছে আমার ঐ, আমি আমার ওই মায়ের মৃত্যুর পর অনেক আমার এলাকার আর কি আমার কিছু এক চাচা উনি খুব উদার মানুষ, ঐ আমার চা টা খাওয়াইতো একটু অর্থনৈতিক সাইড তখন খারাপ ছিল তো। হ্যাঁ, ওই চাচা একটা এমনি একটা ঘড়ি দিল আমার। বলে তো, "তো আমি তো লাগে নাইলে আমরা এখন গৃহস্থ মানুষ। ঘড়িটা তুই রাখ, তো কাজে লাগবে।" এই যে ঐ চাচা নিয়ে চাটা খাওয়াইতো, কোন ইয়ে থাকলে মা মারা যাওয়ার অনেক বাবা বয়স হয়েছিল তোমার মা। এগুলা এগুলো এই যে ধর যে, আপনার নৈতিক হ্যাঁ এটা বিশাল একটা কিন্তু।
হু, হু। আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। হু, হু। হু, হু। বাহ! চমৎকার। হু, হু। আচ্ছা, আচ্ছা। বিভিন্ন শান্তনা দিতেন আরকি হ্যাঁ, হ্যাঁ। এই যে তার যে নৈতিক একটা। হম হ্যাঁ নিঃসন্দেহে। আ আপনার কঠিন সময় যে এই যে আপনার একজন চাচা ছিলেন একজন আ পিততুল্য চাচা তিনি আপনাদের কঠিন সময়টাকে পার করবার জন্য চেষ্টা করেছেন। এটা কিন্তু চমৎকার একটি মানবিক একটি উদ্যোগ। বেশ ভালো লাগলো শুনে। যাই হোক আপনার সঙ্গে চমৎকার একটি বিষয় নিয়ে কথা বললাম। আমার কিন্তু বেশ ভালোই হল জানেন। কঠিন সময় তো প্রায়ই আসে। সেই কঠিন সময়ে এই আপনার যদি উপদেশগুলো আমি একটু মেনে চলি তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার কখনো সন্তপ্ত হব।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চই, নিশ্চই। আর আমার suggestion হচ্ছে মনটাকে একটু শক্ত রাখবেন। হ্যাঁ সাবধান থাকতে শুভ দুপুর। বিদায়।
হু, হু। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ।

ওই যে রবীন্দ্রনাথের 'অঘ্রাণে তোর ভরা ক্ষেতে কি দেখেছি।'
হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে আপনি এ এসব দেখে বা এসব এম প্রকৃতির মধ্যে আপনিও নিজেকে বিলীন করে দিয়ে অনেকটা আ হালকা হন। কঠিন সময়গুলো কিন্তু পার করেন। আমি বেশ বুঝতে পারছি আসলে খুব ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে। এছাড়া আমি মনে করি যে আরেকটি যদি যুক্ত করতে চাই আমাদের যে কঠিন সময়গুলোকে একটু সহজ করবার জন্য সেটি আমরা কিন্তু আ দিনের কোনো একটা সময়ে আমরা কিন্তু হালকা একটু মেডিটেশন করতে পারি। একটু যোগব্যায়াম করে নিতে পারি। তাই না? এতে করে হয় কি, আমাদের শ্বাস-প্রশ্বাসের কিন্তু যথেষ্ট একটি ভালো আ একটি প্রচলন এ ভালো একটি কিন্তু ব্যায়াম হয় শ্বাস-প্রশ্বাসের এবং এই ব্যায়ামের ফলে আমরা কিন্তু সহজেই আমাদের কঠিন সময় বা একটু চাপ যে মনের চাপ সেটি থেকেই কিন্তু আমরা সহজেই বেরিয়ে আসতে পারি।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ। মানে বহু আ মনকে আপনার চাপের মধ্যে থাকলে যেমন আপনি গান শুনতে পারেন। তার মানে যেটা আপনার মনের সবচাইতে ভালো আরকি লাগবে। মনের ভালো লাগার সঙ্গে এই জায়গায় সম্পর্ক, হ্যাঁ? এমনকি আমি দেখেছি ওই কিছু, কিছু ছেলে এ দামী ব্র্যান্ড এর ওই যে মোটরসাইকেলের দোকানগুলা আছে বড়, বড় শহরের ওদের যে কথা আছে চলেন একটু দামি ব্র্যান্ডের গাড়ি গিয়ে দেখি। মানে আপাতত কিনা না হোক কিন্তু এই যে নতুন, নতুন ব্র্যান্ড মডেলের গাড়ি মানে তার মনে স্যাটিফিকেশন দিয়েছে। আমি আমিও দেখ দেখলাম একটু কৌতূহল নিয়ে কিন্তু ওদের দেখলাম মানে এ যে "যে দেবতা যে ফুলে তুষ্টি" একটা কথা আছে না? তো আমরা আমারও কিন্তু মনে হয় কি এই রবীন্দ্র সংগীতগুলো আমি এখনো শুনি। তো আবার ঐ যে ফোন ফোনে কানে লাগায় একটা এক্সট্রাফিক সাউন্ড এর ব্যবস্থা করতে হবে। মানে বড় স্পিকার দিয়ে বালিশের হাত দিয়ে যেন
হুম, হুম। <smacks lips> চমৎকার! হু, হু। হ্যাঁ, হ্যাঁ। সেটা ঠিক। হু, হু। আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। হু, হু। <clears throat> আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। হুম। আহ আচ্ছা, আচ্ছা। হু, হু। নিশ্চয়ই। হ্যাঁ। না, বেশ বুঝতে পারছি আপনি যে কঠিন সময়গুলো কীভাবে পার করেন গান শুনে এটি কিন্তু ভালো একটি অভ্যাস, হ্যাঁ? আমারও কিন্তু প্রায়ই এ রবীন্দ্রনাথের গান শোনা হয় এবং আ নজরুলের গান শুনি বা লালন, ভাওয়াইয়া এই গানগুলো শুনেও কিন্তু আ অনেকটা কঠিন সময় আমি পার হতে পারি। কারণ এই গানগুলোর যে মর্মবাণী রয়েছে এগুলোর যে আধ্যাত্মিক যে এ কথা বা সুর রয়েছে সেটি কিন্তু আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে। এবং যার ফলে আমি কিন্তু সহজেই সেই গানগুলোর সঙ্গে নিজের জীবনের রিলেট করতে পারি এবং এর ফলে আমার জীবনে যে স্ট্রেস গুলো রয়েছে বা কঠিন সময়ের যে মুহূর্ত গুলো রয়েছে, সেই সময়গুলো আমি কিন্তু সহজেই একেবারে এ ওভারকাম করতে পারি। এটি কিন্তু বেশ ভালো লাগে। তো আমার মনে হয় যে এ সবকিছুর উর্ধ্বে আমার আমাদের যে পরিবার রয়েছে অথবা আ পরিবারের সদস্য এবং এ প্রিয় কোন বন্ধু তারা কিন্তু আমাদেরকে এ বিষয়ে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে। হ্যাঁ? তাদের যদি সমর্থন একটু পাই আমাদের কঠিন সময়ে বা দুঃখের সময়ে তাহলে আমাদের মনে হয় যে খুব সহজেই আমরা এ সেই কষ্টগুলো থেকে বেরিয়ে আসতে পারবো। আপনার কি মনে হয় এরকম কি এ হয়েছে কখনো পরিবারের সদস্যরা আপনার পাশে এসে দাঁড়িয়েছে বা কোনো বন্ধু এসে কাঁধে হাত রেখে আপনার কঠিন সময়কে এ পার হতে সাহায্য করেছে?
জি, জি। হ্যাঁ। নিশ্চয়ই, নিশ হ্যাঁ। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ। হ্যাঁ।

হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে মঙ্গলগ্রহে অভিযান। মানে আমার তো বিজ্ঞান সম্পর্কে একটু আগ্রহ আছে। বইটা বার করলাম। কেন জানি রস পাইলাম না। মানে অনেক তত্ত্ব আ মুখস্থ হইছে। কিন্তু দ মনে হচ্ছে কি এই এই সময় কিছু ভালো প্রেমের গল্পর উপন্যাস হলে বোধহয় ভালো হত। এরকম
আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। আচ্ছা, আচ্ছা, আপনি তো বেশ রসিক রসিক আছেন আপনি কিন্তু প্রেম রসিক? আচ্ছা, আচ্ছা। <chuckles>
মানে আ না মানে, মানে, কঠোর তাত্ত্বিক জিনিস কিন্তু সবসময় ভালো লাগে না। হু, যেমন
হু, হু, ঠিক বলেছেন।
এমনকি ওই আমাদের এ্যা এখানকার এক ভদ্রলোক বলছে যে এমনিত জীবন আমাদের ওই কঠিন নানান সংসারের মধ্যে অ সিনেমা হলে যাওয়া যদি নাইকার দুঃখে যদি অংশগ্রহণ করতে হয় তাহলে তো হয় না। একটু হাসি আনন্দ ঠাট্টা এমন একটা ছবি হবে। হ্যাঁ কিন্তু ওই নায়ক-নায়িকা কেঁদে একেবারে সাগর বানাচ্ছে। এগুলা বা মানে বাস্তব জীবনে এগুলা ভাল লাগে না আমার দেখতে। মানে
আচ্ছা। হু, হু। <chuckles> আচ্ছা, আচ্ছা। হু, হু। হু, হু। মানে সেখান থেকে নিজের আসলে তেমন শিক্ষা নেবার নেই। তাই না? বা কোনো উৎসাহ বা উদ্দীপনা নেবার নেই খুব একটা আপনি বলছেন। না আপনি চমৎকার বলেছেন বেশ। তো আমার ক্ষেত্রে এমনটা মনে হয়েছে যে আ যখন আমি একটু কঠিন সময় পার করি বা কখনো কারো সঙ্গে একটু ঝামেলা হয়ে যায়। তখন কিন্তু আমি একটু একা হয়ে যাই। হ্যাঁ একা হয়ে যাই হয়তো কোনো আ প্রকৃতির মাঝে চলে যাই। বা একটি নিভৃত প্রহারের কোণে চলে যায় গিয়ে আ নিজের মনের সাথে একান্তে কিন্তু কথা বলি। হ্যাঁ, যে কি সমস্যা হয়েছে আ শুধু দোষটা কি আমারই নাকি ওর বা ওদের? হ্যাঁ এই যে নিজের সঙ্গে একটু কথা বলাবলি করে নিজের সঙ্গে একটু বোঝাপড়া হয়ে আমার মনে হয় যে কিছুটা আমার আ মনের ভার একেবারে কমে যায়। আপনি কি বলেন? আপনি কি ইয়ে কখনো আ এরকম হয়েছে? আপনি কি কখনো এরকম করেছেন?
হ্যাঁ তেমন একটা রসিকতা ছবি। হ্যা। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। হ্যা, আর ইয়ে হবে। হ্যাঁ নিশ্চয়ই আমি আমি আমি একটা বই দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের মন খারাপ হয়েছে তখন উনি ফাঁকা জায়গায় যেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। মানে বিভিন্ন গ্রহ-নখত্র। হ্যাঁ তার তাড়াতাড়ি তার মন ভালো হয়েছে। রবীন্দ্রনাথ একবার গল্প করেছে মানে উনার বাবা আবার ওই বিভিন্ন সঙ্গে পরিচয় করে দিয়েছিল। তারামন্ডলগুলোর একটা নাম আছে। যে ব এ্যা রবীন্দ্রনাথ বলেছে যে বাবা-মশাই আমাদের ছোটবেলায় তারামন্ডলগুলোর সাথে পরিচিতি করেছেন। কোনটা কোন মন্ডল হ্যা সেটা ওই অভ্যাসটা আমার থেকেই গেছিল। আর যখন মানে মন খারাপ হতো আমার। তখন আরকি আকাশের দিকে তাকিয়ে থাকতাম। মানে রবীন্দ্রনাথের জীবন হয়েছিল জামাইগুলা অপদার্থ।
হু, হু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হু, হু।
রবীন্দ্রনাথ ঠাকুরের যে জামাইগুলা ওদেরকে আবার মাসোহারা তখনকার বাজারে ৳৫০ ৳৬০ ৳৭০০০০ দিতে হতো, যেটা আজকের বাজারে কয়েক লাখ টাকা। আ বা অ চলতে পারতেছে না আমাদের দেন। খুব অতিষ্ট এদিকে বিশ্বভারতীর খরচ শান্তিনিকেতনের খরচ আবার এই জামাতে জামাইদের উৎপাত।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হু, হু। হু, হু। আচ্ছা, আচ্ছা।
এই যে রবীন্দ্রনাথ বেশ চাপের মুখে ছিলেন এত বিখ্যাত মানুষ। কিন্তু পারিবারিক জীবনে এটা একদম সত্য কথা।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পেরেছি আসলে। তো এ এরকম চাপের মধ্যেও কিন্তু আ তিনি বিশ্বমানের একজন কবি হয়েছিলেন তাই না? তিনি নিশ্চয়ই এই কঠিন সময়কে তিনি আ সহজেই মোকাবিলা করেছিলেন তার যে জীবন দর্শন দিয়ে, তার যে জীবনের আদর্শ শিক্ষা দিয়ে। হুম, হুম।
হ্যাঁ। হ্যা আমি যখন আমি যখন লেখতে বসি।

আচ্ছা। জেনেছি। তো আমরা মনে করি যে ওই আমরা যারা সাধারণ মধ্যবিত্ত তারাই বোধহয় সমস্যার মধ্যে আছি। যারা আমি যারা খুব কোটিপতি মানুষ খুব বড়, বড় নিয়ে ব্যস্ত বা কন্ট্রাক্টরি তারা কিন্তু অনেকটা চাপের মধ্যে থাকে। কারণ অ্যা আমার এক বন্ধু বলে সত্যি কথা বলল যে, সম্পদ কিন্তু অর্জন করে করা আর সম্পদ ধরে রাখা কিন্তু খুব টাফ ব্যাপার। কয়েক কোটি টাকার সম্পদ এটাকে, এইটাকে আবার ধরে রাখা এবং চলমান রাখা। যাতে আবার লস না হয়। না হলে খুব সতর্ক না হইলে কিন্তু থাকবে না। হ্যাঁ। এই হ্যাঁ।
হু, হু। আচ্ছা। হু, হু। আচ্ছা। হ্যাঁ, নিশ্চয়ই সম্পদ ধরে রাখা তো নিসন্দেহে অনেক কঠিন একটা ব্যাপার। হু, হু। হ্যাঁ, নিশ্চয়ই দেখা গেছে এরকম যে অনেক জমিদার ঘরের সন্তান ছিল বা অনেক ধনী ঘরের সন্তান ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে অ্যা সাবধানতার সহিত খরচ না কারার করার কারণে অ্যা দেখা যাচ্ছে বাবার সব সম্পদকে উজাড় করে দিতে সে দিয়েছে সে। তাই না? তো আমার মনে হয় যে হুম, হুম। বলুন?
হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ থাকে। আসলে ওই যে হ্যাঁ, লালন ফকিরের একটা কথা আছে, "দেখ না রে মন চেয়ে কি ঝকমারী এই দুনিয়াদারী।" এ দুনিয়াদারিটা একটু ঝকমারি, হ্যাঁ? দুনিয়াদারিটা সহজ নয়। হ্যাঁ, ল লালন ফকিরের গানে ক্লিয়ার বুঝা যায়। তো যাই হোক এর মধ্যেই আমাদের উম সমস্যা তো থাকবে। হ্যাঁ আর, আর ব্যাপারটা কি কোন জিনিসের সংগ্রাম না থাকলে কিন্তু সেই জিনিসের কোন ইয়ে থাকে না। মানে অ্যা মানে আপনি যদি সহজেই মনে করেন এন একটা জিনিস পেয়ে যান তার কোন গুরুত্ব থাকবে না। হ্যাঁ এইজন্য দেখা যায় যে, যে বাড়িতে অ্যা যে ধণী মানুষের পুকুর আছে মাছের পুকুর ও বাড়ির ছেলেমেয়েরা মাছ খেতে চায় না। কিন্তু যে বাড়িতে অ্যা হ্যাঁ, একটা দিনমজুর মানুষ খুব কষ্ট করে ১ কেজি মাছ নিয়ে আসছিল। তার ছেলে মেয়ের মুখে যে চ ছেলেমেয়েদের মুখে দিতে।
হু, হু, বাহ! <chuckles> হ্যাঁ, নিশ্চই। হুম, হুম। হুম, হুম। হ্যাঁ, নিশ্চয়ই প্রাপ্তিই থাকে না বা অর্জন থাকে না। একদম চমৎকার বলেছেন! হু, হু। হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়ই। হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ঠিক বলেছেন। জি, হ্যাঁ। হুম। তার পরিবার কিন্তু অনেক তৃপ্তি নিয়ে খায় এক পুরো পরিবার এবং তার ছেলেমেয়ে এবং তিনি নিজেও কিন্তু হ্যাঁ, বেশ তৃপ্তি নিয়ে খান বেশ চমৎকার বলেছেন!
হ্যাঁ দেখা যায়, সেইজন্য সেইজন্য একটা মা মানে আমার মনে হয় কিছুটা অভাব থাকা ভালো। মানে একেবারে ভয়ানক অভাব না। অ্যা সে সম অ কিছু অভাব থাকবে। কিছু সংগ্রাম করে ওই জিনিসটা অর্জন করবেন। এই ভালোভাবে অর্থাৎ তখন কিন্তু আমার মনে হয় মানসিক একটা তৃপ্তি থাকবে। অ্যা অ্যা সেটার মধ্যে একটা
হ্যাঁ, চমৎকার বললেন। অভাব থাকা ভালো। সেই অভাবের মধ্যেই কিন্তু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ঠিক বলেছেন। হ্যাঁ, ঠিক বলেছেন।